আ তো আমি এখন হয়তো আমার লক্ষ্যটা পূরণ হয়নি। তো কিছু, কিছু মানে কিছুটা কাছে গিয়ে, চলে আসছে অলরেডি। <chuckles> আ তো আ তো আসলে আমরা স্বপ্ন দেখতেই পারি। এব স্বপ্ন দেখা উচিত। প্রত্যেকটা মানুষেরই এবং কারো স্বপ্নের পেছনে প্রতিনিয়ত, পরিশ্রম করতে হবে। স্বপ্নের পেছনে দৌড়াতে হবে। তাহলে কিন্তু আমরা স আমাদের স্বপ্নটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। মানে হবে না, হবে বলাটা ভুল হবে। সম্ভাবনা থাকতে পারে।
হ্যাঁ, হ্যাঁ। খুবই ভালো লাগল এই কথাটা শুনে আসলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আসলে মানে the thing is আ যে জিনিসটা হচ্ছে অনেক কিছু করতে হবে তো। যে একটা জিনিসের জু পিছে দৌড়াতে, আপনি যেরকম ক্রিকেটার হতে চান, আপনার হচ্ছে যেরকম আ বল পিচ করা, মানে বলকে যেভাবে ইয়াক মানে বল ব বোলিং করা। তারপর হচ্ছে আপনার ক্রিকেট আ ব্যাটিং করা। এগুলা আপনার কিন্তু হচ্ছে যেরকম শিখা হচ্ছে, উ বিভিন্নভাবে ক্যামনে শিখ করতে হয়। এগুলা কিন্তু আপনার শিখা খুবই হচ্ছে
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বিশেষ করে আবার হ্যাঁ, আবার খালি প্র্যাকটিস করলে হবে না। আমার ফিটনেস এর দিকে খেয়াল রাখতে হবে। সুন্দর ফিটনেস থাকতে হবে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারন আপনি তারপরে হচ্ছে অনেক বেশি খাবারও তো মানে অনেক রিচ ফুডও তো খেতে পারবেন না। ফাস্ট ফুড খাইতে পারবে না।
হ্যাঁ, হ্যাঁ। আবার খাবার খাবার-দাবার মেইনটেইন করতে হবে। বিশেষ করে সফট ড্রিংকস খাওয়া যাবে না। ফাস্ট ফুড খাওয়া যাবে না। পুষ্টিকর খাবার খেতে হবে সবসময়। স্বাস্থ্যকর খাবার খেতে হবে সবসময়। <chuckles> উম
হ্যাঁ, হ্যাঁ। তো এগুলো কিন্তু অনেক কষ্টের একটা বিষয়। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো এটাই একদিক থেকে শুধু হয় না। এখানে কিন্তু অনেক কিছু মানে একসাথে যেয়ে, যেয়ে, করতে হয় আরকি।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আবার বিষয়টা আরেকটা ছোট্ট উদাহরণ দিতেই পারি
হ্যাঁ, হ্যাঁ।